নিশ্চয়ই। আমি তো এখনো অবাক হয়ে যাই যে একটা আ অনেক আগেই তো X-ray আবিষ্কার হয়েছে। কিন্তু ইদানিংকালে যে আপনার মনে করেন প্রত্যেকটা যে আপনার বিশেষ করে আপনি যদি কোন রোগের চিকিৎসার জন্য কখনো আ ইয়ে গুলোতে যান, কি বলে, diagnostic center গুলোতে যান, প্রতিটা machine মানে একেকটি মনে হচ্ছে আবিষ্কার, আমাদের কত কাজকে সহজ করেছে। কোথায় একটা tumor হয়েছে, কোথায় একটা রক্তনালিতে ছোট্ট একটা blockage
জি। হ্যাঁ, হ্যাঁ। জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। একদম ভাই, একদম ঠিক। সেটাই। সেটাই, হ্যাঁ।
তাই না?
ভাই দেখেন, আমি আপনাকে আরও একটা কথা বলি। দেখেন heart attack এর মতো এরকম গুরুত্বপূর্ণ একটা রোগ ,যে অনেকের থাকে না heart block, heart এ যখন ওই যে stent করানো হয়, ring পরানো হয়। আমি অবাক হয়ে গেছি। আমি যখন ডাক্তারের কাছে যখন যখন প্রথমবারের মতো যখন শুনলাম যে আমার একজন patient কে নিয়ে গিয়েছি, আমি যখন প্রথমবারের মতো আমি তো ভাবছি যে ওনার অনেক বড় একটা operation করা লাগবে, হ্যাঁ? উনি আমাকে বললেন খুব স্বল্প সময়ের একটা operation, হ্যাঁ? হয়তো ২০-২৫ মিনিটে হয়ে যাবে। রগের মধ্যে দিয়ে কিভাবে যেন খুব মানে সামান্য কোনো কাটাছেঁড়া তেমন নাই। সামান্য একটু কাটাছেঁড়ার মাধ্যমে কিন্তু রগের মধ্যে দিয়ে heart এর মধ্যে কিভাবে যেন ring পরিয়ে ফেলছে। প্রযুক্তির কি বিস্ময়কর আবিষ্কার ভাই! মানে যেই জিনিসটা আসলে এ মানে এর আগে আপনাকে কাটাছেঁড়া করা ছাড়া আপনার উপায় ছিল না। হ্যাঁ? আপনার বিশাল ধরনের একটা কর্মযোগ্য ছিল ডাক্তারদের। সেগুলো এখন কোনো কিছুই লাগে না। আপনি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সময় বাঁচাচ্ছেন, আপনি ঝুঁকি কমাচ্ছেন। নানানভাবে কিন্তু আসলে আপনি উপকৃত হচ্ছেন।
হু, হু। জি। জি, জি, জি। জি। জি। হুম। হু, হু, হু। জি। জি। হু, হু, হু। জি। হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, জি, জি। হু, হু। জি। জি। নিশ্চয়ই।

হ্যাঁ এবং পাশাপাশি দেখেন আ রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে দেখেন যে একটা অ্যান্টিবায়োটিক কিংবা একটা ভ্যাকসিন, হ্যাঁ, ব অনেক এখন তো অনেক অর্গান ট্রান্সপ্লান্টও করা হচ্ছে, জিন থেরাপি করা হচ্ছে। এগুলো তো সমস্তই বিজ্ঞানের দান, তাই না? এবং আসলে বা মাঝে, মাঝে, অবাক হয়ে যাই যে আসলে আমরা কত একটা হয়তো উন্নত হ থেকে উন্নততর হবে, আরও হয়তো অনেক এগিয়ে যাবে। কিন্তু তাও যেস বিজ্ঞানের সাথে পার করছি সেটাও কিন্তু একেবারে ছোট করে দেখার অবকাশ নেই। <chuckles>
জী। উহু, হু, খুশি? জি, জি। একদম ভাই, একদম ঠিক কথা বলেছেন, ভাই। একদম, একদম, ঠিক। একদম ঠিক। উহু। জি, জি। অবশ্যই। একদম ভাই, কোনোভাবেই কোনো অবকাশ নেই। আসলে আমরা আসলে আমাদের জীবনযাত্রা কতটা সহজ হয়েছে আসলে আমরা যদি একটু চিন্তা করি, হ্যাঁ? আমরা এই যে কম্পিউটারের কথা ধরেন না, একটা কম্পিউটারের মাধ্যমে আসলে কত কিছু করা যায়, হ্যাঁ? এই যে, এই ক একটা কম্পিউটার ব্যবহার করে দেখেন, ওই যে অ্যা বিভিন্ন দো ছোটখাটো দোকানগুলা, অ্যা যেমন ধরেন ইন্টারনেটের কিছু সার্ভিস, ফটোকপি করা, হ্যাঁ? এই কাজগুলা করে কিন্তু সে তার ব্যবসা পরিচালনা করছে। আবার এই একই কম্পিউটার ব্যবহার করে কেউ, কেউ, বড়, বড় রিসার্চের কাজ করে ফেলছে। এই একই কম্পিউটার ব্যবহার করে বড়, বড়, সফটওয়্যার প্রযুক্তি নির্মাণ হচ্ছে। ঠিক আছে? এই একই কম্পিউটার ব্যবহার করে অনেক জায়গায় গার্মেন্টস-এ দেখা যায় যে, অনেক কাপড়ের production অ্যা automated way হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো আ এই একটা যে বিস্ময়কর আবিষ্কারের বহুমুখী ব্যবহার এটা দেখেও কিন্তু আমিও মাঝে, মাঝে অবাক হয়ে যাই।
উম হু। জী। নিশ্চয়ই। উহু। জী। হু, হু। জি। হ্যাঁ। উহু, হু, হুম। জী। জি। জি, জি, জি, জি, হ্যাঁ। জি। হ্যাঁ, আম আমার কাছে মনে হয় কি, আ বিজ্ঞান তো আমাদেরকে সবসময় ভাবায়, অ্যা আমাদেরকে জীবনযাত্রা মান সহজ করে। আমরা তো প্রতিনিয়ত সেটার ফলাফল ভোগ করছি। আ কিন্তু অনুধাবন যখন করি যে কী থেকে কী হচ্ছে, একটা শব্দ তরঙ্গ, হ্যাঁ, একটা আলোক তরঙ্গ, হ্যাঁ, একটা কম্পন, হ্যাঁ, এই যে ইন্টারনেট, ইন্টারনেট আসলে তো একটা মানে অদৃশ্য একটা জিনিস আমার প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে কাজে লাগছে কত সূক্ষ্মভাবে।
একদম, একদম। হুম। ঠিকই বলেছেন। একদম ঠিক। হুম, হুম। কি হয়ে গেল? <chuckles> জি, জি। হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। হুম। সেটাই। একদম ঠিক, একদম ঠিক। ইন্টারনেট আসলে তরঙ্গ ছাড়া আসলে কিছুই না।